আচ্ছা, আমি না আসলে অনেক দিন ধরেই, একটা সমস্যা মানে ফেইস করছি আরকি। সত্যি কথা বলতে, অনেকদিন কি বলবো, এইটা আমার কখনোই আসলে ঠিক হয়নি। এই সমস্যাটা। বরং ১ম থেকেই আমি আ দেখা যেত কি যে, এই সমস্যাটা আসলে আমার হচ্ছিল। তো এখন এসে যেটা হয়েছে যে, আমার আ এক ধরনের আসলে মানুষের সামনে লজ্জায় পড়ে যাচ্ছি। বরং আ এই সমস্যাটা যে আমার ঠিক করতে হবে, এটা আমি খুবই প্রয়োজন বোধ করছি। তো আ কিভাবে কি করব, এটা না মানে, আমি ঠিকভাবে বুঝতে পারছি না।
হুম। হ্যাঁ, আপনার কথা শুনে যতটুকু বোঝা যাচ্ছে, আসলে আপনি হয়তোবা, কোনো একটা কারণ নিয়ে, খুবই লজ্জিত বোধ করছেন এবং আসলে এ কিভাবে কি করে উঠবেন, হয়তোবা আসলে খুঁজে পাচ্ছেন না। আপনি যদি একটু বলতেন, ঠিক কি কারণে আসলে আপনার এই ধরনের অনুভূতি কাজ করছে।
হু, হু। জ্বী। আসলে যেটা হয়েছে যে, আমি যদি বলি যে, আমার ছোটবেলা থেকেই একটা জিনিস আসলে অনেক ভয় পেতাম। ধরেন, আমি আ মানে পড়ালেখার ক্ষেত্রে যেটা হতো যে, মোটামুটি সবকিছুই যদি পারি, তাও হতো কি, যখন আমাকে টিচাররা দাঁড় করিয়ে এই বিষয়ে জিজ্ঞেস করত। হ্যাঁ, লিখতে দিলে কোনো সমস্যা হত না। আমি মানে পেরে যেতাম। কিন্তু ওইযে আমাকে যখন মুখে বলতে বলতো, ধরেন আ এটা যদি মানে একান্তে জিজ্ঞেস করত, কেউ যদি না থাকতো, তাও আমি ঘাবড়ে যেতাম। আর যদি সবার সামনে কোনো কারণে জিজ্ঞেস করত, তাহলে মানে আরো তো একদম, আসলে কিছু বলতেই পারতাম না। বা যেটা আমি একদম হাতে লিখতে পারতাম, ঐটা একদম মুখ দিয়ে আসতই না, এরকম অবস্থা এবং অতিরিক্ত ভয় কাজ করত। তো যেই সমস্যাটা হচ্ছে যেটা, এখন এসে আমার তো আ বি বিশ্ববিদ্যালয়ে পড়ছি। দেখা যাচ্ছে যে, আ প্রত্যেকটা কোর্সই একটা করে প্রেজেন্টেশন বা উপস্থাপনার যে বিষয়টা, ওইটা কিন্তু আসলে মানে থাকছেই এবং আ মানে অবশ্যই এটা অনেক স্বাভাবিক বিষয় যে, থাকবে। তবে এ এখন এসে কিন্তু আমি আরো অনেক ঘাবড়ে যাচ্ছি, কারণ সবার সামনে <smacks lips> এক ধরনের আসলে আ একটা আয়োজন করে ব্য আপনার হচ্ছে গিয়ে, কম্পিউটারের মাধ্যমে প্রেজেন্টেশন দেওয়া বা উপস্থাপনা করা, ওই বিষয়ে কথা বলা। আরো যেটা সমস্যা হচ্ছে ধরেন, আ বাংলায় বললেও তো একটা মানে পারি যে, এই ভাষায় কথা বলতে পারি। কিন্তু ইংলিশে যে দিতে হচ্ছে, হ্যাঁ। তো ওখানে না মানে, আমি আ ইংলিশ যদিও অ অত একটা পারি না, কিন্তু হ্যাঁ, মানে কথাবার্তা এমনি বলতে পারি। তবে, এই উপস্থাপনার সময় দেখা যাচ্ছে কি যে, কথা যখন বলব বা কোনো কিছু নিয়ে বলবো, চিন্তা করছি, ঐটা আর মাথায় আসছে না। ধরেন হঠাৎ করে কথার মাঝখানে পরের ইংলিশটা পাচ্ছি না বলতে বা একদম আটকিয়ে যাচ্ছি সবার সামনে। এক ধরনের মানে, এত বাজেভাবে লজ্জায় পড়ছি যে, আ মনে হয় কি যে, মুখই আর দেখাইতে পারি না। এরকম একটা অবস্থা। তো এই পরিস্থিতিতে আ মানে আ কাউকে কিছু বলেও, কোন সুবিধা পাচ্ছি না। একেকজন আসলে আ একেকভাবে বলে, কেউ হাসি-ঠাট্টা করে যে এখনো এসে আমি যদি উপস্থাপনায় কোনো মানে ভালো না করতে পারি বা কথা না বলতে পারি, আ এই বিষয়টা নিয়ে আস আরকি আমি খুবই লজ্জিত এবং অত্যন্ত চিন্তিত, তো কিছু বুঝতে পারছি না যে, এখন আমার আসলে কি করা উচিত।
আচ্ছা। বুঝতে পেরেছি। আচ্ছা। স্বাভাবিক। আচ্ছা। জি। বুঝতে পেরেছি। হু। আচ্ছা। দেখুন আসলে আপনার আ এইযে চিন্তার জায়গাটা আসলে কিন্তু আমার কাছে পরিষ্কার হয়েছে এবং যতদূর আমি বুঝতে পারছি আসলে আপনি হয়তোবা কখনো ক্লাসে যখন কোনো টিচার সরাসরি আপনাকে কিছু জিজ্ঞাসা করে বা এইযে ইউনিভার্সিটির যদি কোন প্রেজেন্টেশন দিতে চান তখন হয়তোবা আসলে আপনি একটু মানে আতঙ্কিত বোধ করেন মানে হয়তোবা কথা বলতে পারেন না। এরকম একটা সমস্যার সম্মুখীন আপনি হচ্ছেন। তো স্বাভাবিক আসলে এমন পরিস্থিতি হলে যে কারো মনটাই খারাপ হয়ে যায়। কারণ প্রেজেন্টেশন বা পড়া হয়তোবা আপনি পারেন কিন্তু হয়তোবা সবার সামনে বলার মত যে আসলে সাহসটা সেটা হয়তোবা আসলে আপনি পাচ্ছেন না। তো সেটা তো তার উপর আবার এইযে যেমনটা বললেন আসলে যখন বলতে পারছেন না মানুষ হাসাহাসি করে। এটা কিন্তু সত্যিকার অর্থে খুবই দুঃখজনক একটা বিষয়। এবং এটা অনুচিত একটা কাজ যেটা আসলে আপনার সহপাঠীরা আপনার সাথে করছে। তবে এইযে আপনারা আসলে আত্মবিশ্বাসী হচ্ছেন না বা এই যে সাহসটা পাচ্ছেন না। আপনার ঠিক মানে কি ধরনের সমস্যা হয়? মানে হয় না যে মানে এই কারণে আপনারা আসলে বলতে পারছেন না। হয়তোবা আসলে মানে চিন্তাভাবনা করেন অনেক কিছু বা সংকোচ বোধ করা বা মাথা ঘোরা, ঠিক আছে? মানে আপনার ঠিক মানে কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে বা আপনি কি কখনো এই যে প্রেজেন্টেশন এর আগে কখনো কি প্র্যাকটিস করেন নাকি আসলে মানে নিজে থেকেই গিয়ে বলার চেষ্টা করেন। মানে এটাই স যদি একটু বলতেন।
হুম, হুম। জ্বী। হুম। হুম। হু, হু। জি আসলে, যেটা হচ্ছে যে প্রথমত মানে আমি হয় কী যে এত মানুষ যখন থাকে সামনে, হ্যাঁ? মানে আমি একদমই আসলে ঘাবড়ে যাই, হ্যাঁ? যেটা হয় যে মানে আ ভাবি যে ম আ সামনের মানুষজন আমাকে নিয়ে কী ভাবছে। তারা কী আমাকে আসলে আ হা মানে আ তারা যদি দেখি যে নিজেরাও আ কথা বলছেন ভাবি কী যে আমাকে নিয়ে হয়তো বলছে বা হাসাহাসি করছে এরকম একটা চিন্তাধারা কিন্তু আমার মাথার মধ্যে সবসময় ঘুরে এবং আমি আসলে আ আব মানে যেটা হয় যে কথা বলছি হতে পারে যে আমারটা ঠিক। কিন্তু মনে, মনে, ভেবে নিচ্ছি কী যে আমারটা আসলে ভুল হচ্ছে বা আমি আসলে বলতে কোনো একটা ঝামেলা হয়ে গেছে অ্যা অথবা আমার আ যেটা হচ্ছে যে ইংলিশ ভুল হয়ে গেছে। তো এই রকম একটা চিন্তাধারা কিন্তু মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে। এবং আ এটা শুধুমাত্র যে আমি উপস্থাপনার ক্ষেত্রে এরকম না বরং <swallows> যখন আসলে মানুষের সাথে কথা বলি এই জিনিসটা একটা মানে আত্মবিশ্বাসের অভাবটা কিন্তু আমার মধ্যে হয় প্রায়ই, হ্যাঁ? আর ব্যা যেটা হচ্ছে যে আপনি আসলে আব আ জিজ্ঞেস করলেন যে আমি মানে উপস্থাপনার আগে কোনো ধরনের প্র্যাকটিস করি কিনা, হ্যাঁ? ওই বিষয়টা আমি প্র্যাকটিস না মানে কীভাবে করব এটাও আসলে জানি না সত্যি কথা বলতে। অ্যাব করি বলতে দেখা যায় কী যে যেই জিনিসটা আমি বলব অই উপস্থাপনার ক্ষেত্রে ওইটা নিজে ১-২ বার পড়ি বা আ মানে ব দেখে যাই যে আসলে কী বলবো এবং আ হঠাৎ করে যে যখন আসলে উপস্থাপনাটা দেই তখন দেখা যায় কী যে আ আমি পড়ে গেছি ঠিক আছে কিন্তু আসলে আমার মাথায় কিছুই নেই। বা সবকিছু আসলে মানে হইতে পারে এটা ঘাবড়িয়ে গিয়েছি দেখে বা কী কোনোভাবে মানে আ এখন পর্যন্ত বুঝতেছি না যে কী সমস্যা হচ্ছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই উপস্থাপনা এরকম থাকে যে আ ক্লাসের মধ্যেই স্যার হঠাৎ করে কোনো একটা টপিক দিল এবং ঐটার উপরে আসলে কথা বলতে হবে। তো এইরকম আ যখন পরিস্থিতি তৈরি হয় তখন মানে আমার দ্বারা আসলে আ একদমই ইব ভালো করার কোনো সুযোগই নেই বরং লজ্জায় পড়তে হচ্ছে। তো এরকমভাবে যখন আমার আ পরিস্থিতি দিনকে দিন যাচ্ছে এবং আ দেখা যাচ্ছে কী যে আমি কোর্সগুলো অনেক ভালো করে পড়ছি, পরীক্ষা দিচ্ছি। কিন্তু এই যে উপস্থাপনাতে যে আমার একটা ১০ নাম্বার কখনো, কখনো ১৫-২০ নাম্বার থাকে ওখানে আমি এতই কম পাচ্ছি যে আমার আ মানে পরীক্ষার যে রেজাল্টটা এইটাও কিন্তু অনেক খারাপ এসে পড়ছে। অও তো সব মিলিয়ে আসলে একটা ভালোই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং মাঝে, মাঝে চিন্তা হয় কী যে আমি যখন সামনে ভবিষ্যতে মানে আ জবের জন্য যাব, হ্যাঁ? তখন আসলে আমার কী হবে বা আমি কী আসলে তখন ভাইবা বা ইন্টারভিউ দিতে পারব কিনা? তো কী করব এখন না বুঝতে পারছি না আসলে।
ই বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। হা আচ্ছা। হুম। বুঝতে পেরেছি। আচ্ছা। উ আসলে আপনার জায়গাটা আমি বুঝতে পেরেছি। আসলে এইযে, আপনার চিন্তার বিষয়টা আপনার স্বাভাবিক। দেখেন আপনি যখন যেমনটা বললেন যে, আপনি সবকিছু আপনার কথা শুনে যতটুকু বোঝা গেলো আসলে আপনি পারেন, আপনার বিশ্বাসটা আছে। কিন্তু আত্মবিশ্বাসের জায়গাটা আসলে একটু কম থাকার কারণে হয়তোবা আপনি আসলে আপনার মনের ভাবটা বা নিজের ভেতরের যে প্রতিভাটা সেটা প্রকাশ করতে পারছেন না, যেটা আমার যতটুকু বুঝা গেলাম। তো এখানে আসলে আপনাকে মানে চিন্তা করছেন আপনার স্বাভাবিক দুশ্চিন্তা হবেই, তবে এটা খুব একটা কঠিন কিছু না, আপনি যদি একটু চেষ্টা করেন তাহলেই দেখা যাবে আপনার এইযে নার্ভাসনেসটা বা যার কারণে দিক এইযে আপনার দুশ্চিন্তা হওয়া বা এইযে বললেন যে আসলে আপনি হয়তোবা ঠিকভাবে বলছেন, কিন্তু আপনার মনে, মনে ভাবছেন যে তারা কি ভাবছে? এইযে দুশ্চিন্তাগুলো ঘুরপাক খায়, এগুলো কিছুটা কমে আসবে আরকি। তো সেক্ষেত্রে হবে কি যে, আপনার কথা শুনে যতটুকু বোঝা গেলো, আপনি আসলে খুব একটা চর্চা করা হয় না আপনার। তো এইযে প্রেজেন্টেশনের বিষয়টা বা এ এইটা যদি আপনি একটু চর্চা করেন, ধরেন অ্যা এইযে সংকোচ বোধের জায়গাটা আপনি যদি একটু অ্যা আয়নার সামনে বসে নিজের সাথে নিজে বলেন যে, আপনি যেটা বলছেন সেটা নিজের দিকে নিজে তাকিয়ে তখন বললেন, চর্চা করলেন, প্র্যাকটিস করলেন, বাসায় বসে, বসে। এইভাবে করলে হবে কি যে, দেখা যাবে আপনার এই সংকোচ বোধের জায়গাটা, এইযে চোখে চোখ রেখে যখন নিজের কথা বলবেন, তখন দেখবেন ভয় কিছুটা কমে যাবে, ঠিক আছে। আর ২য় হত হচ্ছে আপনার নিশ্চয় বন্ধুবান্ধব আছে ইউনিভার্সিটিতে, তো তাদের সাথে যদি একটু সময় দেওয়া যায় যে, বন্ধু আমা এই বিষয়টা আমাকে একটু দেখে দাও, আমার তো প্রেজেন্টেশন আছে, তো সেক্ষেত্রে অ্যা আমারটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা? বা আমার যদি কোনো ভুল হয়, আমাকে একটু হেল্প করো। তারাও দেখবেন আপনাকে হেল্প করবে এবং আপনার বন্ধুর সামনে যখন আপনি বলবেন, তখন তো নিশ্চয়ই আপনার ওই ভয়টা থাকবে না যে, কি বলছি না বলছি? বা তারা কি ভাবছে? আপনার বন্ধুরা যেটা সমস্যা পাবে বা ভালো-মন্দ তারা কিন্তু বলবে। তা আপনি যদি ধরেন ২-১জন বন্ধুর সামনে বসে, বসে একেবারে স্টেজে উঠে যেভাবে আপনি এইযে স্পিচ গুলা দিবেন, ওইভাবে যদি দেখা যায় ক্লাসরুমে বা আ আশেপাশে যদি কোথাও বসে অ্যা কনফিডেন্টলি বলার চেষ্টা করেন, তখন দেখবেন আপনার বন্ধুদের সাথে যখন আপনি বলবেন, আপনার মধ্যে কিন্তু আত্মবিশ্বাসটা ফিরে আসবে এবং সেই স্পিচ এর মধ্যে যখন আপনি আপনার আশেপাশের বন্ধুবান্ধবদের দেখবেন, তখন দেখবেন আপনার মধ্যে একা একাই নিজের মধ্যে একটা সাহস চলে এসেছে। তখন কিন্তু কোনো বাধাই আপনাকে থামিয়ে রাখতে পারবেন না আসলে। তখন ওইযে আত্মবিশ্বাসের জায়গাটা একদম পর্যাপ্ত থাকবে। তো আমার মনে হয় আপনি এগুলো চেষ্টা করে দেখতে পারেন, ঠিক আছে। আর ক্লাসের যে বিষয়টা সেটা আপনি অ্যা বলবেন আসলে যেহেতু আপনি পারেন। আসলে ভয় পাবেন না, কারণ ভয় পেলে আসলে ওইযে ভয়েই মানুষকে ভয় পাওয়ায় বা কাবু করে দিবে। তো আপনি যদি আসলে একটু নিজের মধ্যে বিশ্বাস রেখে যে, না আমি পারবো। এভাবে যদি নিজের সাথে নিজে কথা বলেন, তখন দেখবেন যে আপনার এইযে ভয় কমে গেছে এবং সাহস বেড়ে যাবে। তো আমার মনে হয় আপনি এগুলো চেষ্টা করে দেখতে পারেন, আপনি হয়তোবা ভালো কিছু ফলাফল পেতে পারেন।
হুম, হু। হুম, হুম। জ্বী। হুম, হুম। জ্বী। হুম, হুম। উম। জ্বী। হুম। জ্বী। হুম, হু। জ্বী। হুম, হু। জ্বী। হুম, হু। আচ্ছা। হুম, হু। জ্বী। আচ্ছা। হুম ছি। আসলে, আপনি খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন। আসলে আমি, আ এভাবে তো, কখনো ভেবে দেখিনি এবং করার চেষ্টাও করিনি কিন্তু আগে। আ তবে হ্যাঁ, আমি আসলে বুঝতে পারছি যে, আমার যেই আ ঘাটতিটা রয়েছে, যে আমার আসলে প্র্যাকটিসের অভাব, বা নিজেকে যে, এই আ মানে উপস্থাপনার ক্ষেত্রে পারদর্শী করার যে বিষয়টা, ওইটা আগে কখনো চেষ্টা করিনি। তবে, আপনি যেরকম বলছিলেন যে, বন্ধুবান্ধবের সাথে বসে প্র্যাকটিস করা বা আত্মবিশ্বাসের সাথে কথা বলা এবং ক্লাসে আসলে ভয়টা না পাওয়া, বরং আত্মবিশ্বাস সহকারে যদি আমি আসলে প্রেজেন্টেশন টা দিতে পারি এবং সবকিছু পারি, এটা বিশ্বাস করে যদি উপস্থাপনা করি, তাহলে মনে হচ্ছে যে, আমারও আসলে এই বিষয়টা অনেকাংশে মানে, ঠিক হয়ে যাবে এবং আমি আর ভয়টা আসলে কেটে যাবে। তো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর পরামর্শগুলো দেওয়ার জন্য।
আ জি। জ্বি, ভাই। উ আমিও আশা করছি, আপনি খুব দ্রুতই আসলেই সমস্যা থেকে উঠে আসুন। আপনার জন্য শুভ কামনা রইলো।